আমি বেশ কয়েকদিন যাবত, খুবই দুশ্চিন্তার মধ্যে আছি এবং কোন পথ পাচ্ছি না যে আসলে কিভাবে আমার এই দুশ্চিন্তা থেকে নিজেকে, বেরিয়ে আনতে পারবো। আমি না আসলে খুবই হতাশাগ্রস্ত। যার কারণে দেখা যাচ্ছে কি, আমার পারিবারিক জীবন বা আমার কা কর্মজীবন সবদিকে না আসলে আমি খুবই পিছিয়ে পড়ছি এবং এগোনোর কোন সঠিক পথও পাচ্ছি না। কোন পথটা আসলে অবলম্বন করবো? যে পথটা আসলে আমাকে সাফল্যতা দেবে। তো আমি এই সাফল্যতা সিঁড়িও দেখতে পাচ্ছি না। সামনে তাকালে আমি মনে হচ্ছে ধু, ধু মরুভূমি অথবা কালো রাস্তা, অন্ধকার রাস্তা দেখতে পাচ্ছি। তো আমি আসলে এখানে কিভাবে যে আলোকিত করতে পারি, কিভাবে আমি নিজেকে সামনে এগোতে পারি, আমি না আসলে কোন সঠিক সমাধানও খুঁজে পাচ্ছি না এবং এমন কাউকে পাচ্ছিও না যে কেউ আমাকে এরকম, এই সকল বিষয় সম্পর্কে সমা সমাধান বের করে দেবে। আসলে ভাইয়া আপনি কি বলতে পারেন যে আমি, এই সকল বিষয়ের ক্ষেত্রে আমি কি করতে পারি? কোন পথ আসলে আমার জন্য ভালো হবে? যে সকল পথে গেলে আমি নিজেকে, এই সকল দুশ্চিন্তা থেকে বেরিয়ে আনতে পারবো?
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। দেখেন, প্রথমে আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি বিষয়টা নিয়ে না এতটা চিন্তিত হবেন না। কারণ ব্যাপারটা কিন্তু আসলে আমার কাছে শুনেই খারাপ লাগছে, আপনি বিষয়টা নিয়ে যতটা চিন্তা করছেন, এটা কিন্তু আসলে খারাপ লাগার মতোই। যদি বিষয়টা আরেকটু বিস্তারিত বলতে পারতেন তাহলে হয়তো বা বিষয়টা কিন্তু দুজনে মিলে আলোচনা করা যেত।
আচ্ছা। জি অবশ্যই। আসলে আমি বর্তমানে আ কিছু একটা নতুন কিছু করার চেষ্টা করতে চাচ্ছি। কারণ আ এবং এই সকল করতে যেয়ে না আমি একটু ভয় পাচ্ছি। আসলে আমার তো বয়স হচ্ছে এবং বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু প্রতিটা মানুষের কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে। তো আমারও ঠিক তেমনি দায়িত্ব বাড়তেছে। তো আমি একটা নতুন কিছু শুরু করতে চাচ্ছি এবং শুরুটা যে কিভাবে করবো, কিভাবে এ এগোলে যে আমার জন্য ভালো হবে, আমি না এটা আসলে কোন সঠিক সমাধান খুঁজে পাচ্ছি না। বা এই যে শুরু করার জন্য যে সঠিক মূলধনের যে source টা বা আমি যে উপকরণটা আনবো কোথা থেকে, এই সকল বিষয়ে না আমি আসলে কোন ধারণা নেই এবং যা আসলে আমাকে সর্বদা আ তিলে, তিলে খুব আ চিন্তার মধ্যে ঘিরে রাখছে। আর আমি আসলে এটা চেষ্টা করতেছিলাম যে কি করা যায়, এই সকল বিষয়ে কি করলে, আসলে এই সকল বিষয় থেকে একটা সঠিক সমাধানের পথ বের করা যায়। তা আপনি কি বলতে পারেন আসলে আমি কি করতে পারি এই সকল বিষয়ের ক্ষেত্রে?
আচ্ছা। বুঝতে পেরেছি। দেখেন, আপনি যে আসলে বিষয়গুলো নিয়ে, বেশিই কিন্তু চিন্তা করছেন। ব্যাপারটা সম্পর্কে কিন্তু আসলে আপনি এখনও ক্লিয়ার না যে আপনি আসলে, কোন বিষয়টা নিয়ে এতটা ভয় পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনি আসলে কী করতে চাইছেন, আর আপনার ভয়ের জায়গাটাই বা কোথায়। তো সেখানে আপনি যদি একটু বলতেন আসলে আপনি বিষয়টা নিয়ে কেন এত ভয় পাচ্ছেন? আর ভয়টা কেনই বা বাড়ছে?
জি, আসলে বিষয়টা হচ্ছে কি, আমি না একটা আমার একটা খুব শখ আছে নিজস্ব একটা বিজনেস দাঁড় করানোর এবং ব্যবসা প্রতিষ্ঠান একজন একজন সফল উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। এবং ছো এটা বলতে পারেন যে ছোটবেলা থেকেই, আমার এমনটি ইচ্ছা। তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স, যে বিজনেস গুলা আছে, ব্যবসা প্রতিষ্ঠান, তারা কিন্তু অনেক সাফল্যতা পাচ্ছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের বিজনেস করে খুব তাড়াতাড়িই আ তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন বা ধনী হচ্ছেন। তো এই সকল বিষয় যখন আমি দেখি, আমারও খুব মনে চায় যে আমি এমন একটা বিজনেস তৈরি করব বা গঠন করব। তা আমারও এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান করার খুবই ইচ্ছা এবং আমিও চিন্তাভাবনা করছি যে আমি একটা, আ ই-কমার্স আ যে ব্যবসাটা আছে, এটা শুরু করব। তো আসলে এই শখটা ছো আ মানে শুরু করার জন্য না আমি খুবই ভয় পাচ্ছি বা বলতে পারেন এক ধরনের অনিশ্চয়তা, যে আসলে আমি এটা শুরু করার জন্য, আমি মূলধন কিভাবে আসলে ব্যবহার করতে পারি বা আমি কোন, কোন প্ল্যাটফর্ম থেকে আমি আ ট্যা পণ্যগুলা আনতে পারি। একটু বলে নেই আসলে আমি আ যে ক্যাটেগরিগুলা সিলেক্ট করেছিলাম সেটা হল আসলে আমি জুয়েলারি জাতীয় পণ্য আরকি চায়না থেকে আনতে চাচ্ছিলাম। আমার এক বন্ধু বলেছিল যে এই ধরনের ব্যবসায় নাকি, প্রচণ্ড লাভ বা মুনাফা আ অর্জন করা যায়। তো এই সকল বিষয়ে আরকি আমি চিন্তাভাবনা করছিলাম যে আ চায়না থেকে অ্যা পণ্য এনে আমাদের দেশে আরকি বিক্রি করার। তো এই ধরনের আরকি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার ইচ্ছা। কিন্তু আমি না আসলে কোনো স সঠিক সোর্স জানিনা বা সঠিক কোনো মাধ্যম জানিনা। এর পাশাপাশি আমি আসলে আ বুঝতে পারছি না যে, আ কেমন মূলধন নিয়ে আসলে নামা উচিত। আদৌ কি এই বিষয়ে কোনো আমার অভিজ্ঞতা অর্জন করা উচিত নাকি? আ কি করা উচিত আসলে? এই সকল বিষয় নিয়ে না ক্রমশ আমি দুশ্চিন্তার মধ্যে ঘিরে যাচ্ছি। তো আপনি বলতে পারেন যে এই সকল বিষয়ে আমি কোন পথটা অনুসরণ করলে, আমি একটা সঠিক সমাধানে আসতে পারি এবং এইযে যে ব্যর্থতার ভয়টা আমার মধ্যে কাজ করছে, এটাকে কাটিয়ে উঠতে পারি?
আচ্ছা! অ্যা বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা। ছা। দেখেন, ব্যর্থতার ব্যাপারটা না আসলে আপনাকে নিজের থেকে ছুড়ে ফেলতে হবে। কারণ ব্যর্থতা মানুষের জীবনে আসবে এবং এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের জীবনে। তো এটাকে আসলে ভয় না পেয়ে ব্যাপারটাকে যদি এভাবে দেখেন, ব্যর্থতা মানে কিন্তু আসলে শেষ না, ব্যর্থতা মানে কিন্তু নতুন শুরু। তো আপনি যদি আসলে কোনো জায়গায় যদি ব্যথিত হোন বা ব্যর্থতায় ভোগেন, সেটা কিন্তু আসলে আপনাকে অভিজ্ঞতা দেয়, তাই না? তো এই অভিজ্ঞতা কিন্তু আসলে আপনাকে এই ভুলটা পুনরায় না করতে শেখায় আবার অন্য জায়গায়ও কিন্তু আসলে আপনাকে সাহসী করে তোলে। তো এই ব্যাপারটা কিন্তু আসলে আপনাকে বেশ পসিটিভিটি সাথে কিন্তু নিতে হবে। তো কী মনে হয় আপনি ব্যাপারটা নিতে পারবেন?
জ্বী। জ্বী। হ্যাঁ। জ্বী। জ্বী। আচ্ছা। আ জ্বী, অবশ্যই। আপনি যেটা বল্লেন যে, ব্যবসা মানে ঝুঁকি এবং এখানে ব্যর্থতা থাকাটা স্বাভাবিক। তো এটা আসলে আমার মেনে নেওয়াটা কেমন হবে? তো আসলে হ্যাঁ, আমারও মনে হচ্ছে এই বিষয়টা মেনে নেওয়া যায় এবং তারপরেও কী জানেন? একটু নিজের মধ্যে না ভয় হয়, যে ব্যর্থতা থেকে যে শেখার বিষয়টা। অবশ্যই ব্যর্থতা থেকে শেখা যায়, আপনি বলার পর আসলে আমিও অনু উপলব্ধি করতে পারলাম। কিন্তু তারপরও যে আমি কিভাবে যে আমার যে প্রথম যে টাকাটা, আ এটা আসলে, আ লছ না করে আসলে একটু লাভের মুখ দেখতে পারি। কারণ আসলে কী? আমার কিন্তু যে অধিক টাকা নিয়ে ব্যবসা-বাণিজ্য নেমেছি এমনটাও কিন্তু নয়। আমার কিন্তু টাকার একটা সীমিত পরিমাণ রয়েছে। দেখা যাচ্ছে যে আমি আমার হাতে মূলধন অল্প এবং অল্প দিয়ে আরকি আমি শুরু করতে চাচ্ছি। কিন্তু এটা আসলে সঠিক ব্যবহার করবো কীভাবে? হ্যাঁ, এইগুলো থেকে না আমি খুবই ব্যর্থতার ভয় পাচ্ছি। কারণ একজন নতুন উদ্যোক্তা তো আমি এবং এই যে যে বিষয় নিয়ে আরকি আমি চেষ্টা করতে চাচ্ছি বা যে ধরনের ব্যবসা-বাণিজ্য আমি করতে চাচ্ছি, এই সকল বিষয়ে না আমার কোনো ধারণা নেই। আমি অনেক, অনেককে দেখেছি, যে তারা মূলধন খাটিয়ে Facebook এ বা অন্যান্য গণমাধ্যম, এই সামাজিক গণমাধ্যমে, আ তারা বিজ্ঞাপন দিয়ে তাদের পণ্যগুলো বিক্রি করেছেন। তে এই বিষয়েও না আসলে আমার কোনো ধারণাও নেই। তা আপনি কী বলতে পারেন, যে কোন স্টেপ গুলো আসলে আমার গ্রহণ করা উচিত, আমার এই যে ব্যর্থতার ভয়টাকে কাটিয়ে ওঠার জন্য?
বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা। দেখেন, প্রথমত আপনি ব্যাপারটা এভাবে চিন্তা করে, যদি না করে ব্যাপারটা যদি এভাবে চিন্তা করেন, যে বিষয়টাকে কিন্তু আসলে আগে শুরু করতে হবে। কিন্তু সেখানে আপনাকে ব্যাপারটা এভাবে রাখতে হবে যে, ব্যাপারটা অধিকারে আপনার সম্পূর্ণ যে আপনার resource এটা যদি আপনি এক জায়গাতেই খরচ করে ফেলেন, সেখানে কিন্তু বিষয়টা আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। তার ওখানে যদি আসলে ব্যর্থতা চলে আসে। আপনার ওই জায়গাটা কিন্তু বলা যেতে পারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো সেখানে যদি আপনি অন্য একটা চিন্তা করে ব্যাপারটা যদি এভাবে দেখেন, বিষয়টা যদি একটু ছোট, ছোট ভাগে যদি শুরু করার চেষ্টা করেন। মানে এমন একটা পদক্ষেপ যেখানে হয়তোবা আপনার যে প্রথম চালানের যে ব্যাপারটা, ওখানে আসলে অর্থের ব্যাপারটা বেশ যদি কম খরচ করেন, সেখানে কিন্তু আপনি বিষয়গুলো এভাবে শিখতে পারবেন। সেখানে যদি, ব্যাপারটা ব্যর্থতাও হয়, তখন কিন্তু আপনি এই যে, যে ব্যর্থতার ব্যাপারটা এটা কিন্তু মেনে নিতে পারবেন, তাই না? কারণ আপনার তো বাকি মূলধন তো বেঁচে গেছে। তো বিষয়টা কি মনে হয়? আপনি যদি আসলে এখানে ব্যর্থতা পানও সেখানে কিন্তু আপনাকে অভিজ্ঞতা দিবে, যে এখানে আসলে এভাবে খাটালে ব্যাপারটা কিন্তু loss হতে পারে। তখন কিন্তু আসলে আপনি অন্য একটা পথ খুঁজে দেখতে পারেন। কি মনে হয় ব্যাপারটা কেমন কাজে দিতে পারে আপনার জন্য?
জি। জি। জি। আ জি অবশ্যই। আপনি যেটা বললেন যে আমার যে মূলধনটা আছে এখান থেকে কিছু সংখ্যক, আ মূলধন আমি এই ব্যবসা খাটিয়ে আমি আসলে অভিজ্ঞতার জন্য চেষ্টা করে দেখতে পারি। <whistles> আসলে এমনটা আমি আগে কখনো চিন্তা করেছিলাম না। কিন্তু আপনি বলার পর আসলে আমার মনে হচ্ছে এই বিষয়গুলো আসলে আলোকপাত করা উচিত এবং <whistles> আমিও অ এই বিষয়গুলো আসলে চিন্তাভাবনা করছি <whistles> যে অল্প কিছু মূলধন দিয়ে অল্প কিছু সংখ্যক পণ্য আনা উচিত এবং এনে দেখা উচিত যে চাহিদাটা কেমন এবং চাহিদা অনুযায়ী আসলে চ আ বিক্রিটা কেমন। তাহলে হয়তোবা আমি পরবর্তী step-এ আমি এগোতে পারব। আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যেটা আপনি বলতেন, যে এই যে আমি পণ্য আনা, যে আমি তো বললাম যে online-এ বা e-commerce <whistles> type-এর যে business গুলো, এগুলো এই ধরনের পণ্য আর কি আমি বিক্রি করতে চাচ্ছি। তো এই সকল পণ্য কোথা থেকে আনতে পারি বা কোন source আছে কি আপনার জানা যে source টা থেকে আমি পণ্যটা আনলে লাভবান হতে পারব বা কোন না আ কোন আ source বা কোন courier সম্পর্কে বা এরকম কিছু কি জানা আছে আপনার? যদি থাকে একটু আমাকে দয়া করে বলবেন।
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। দেখেন, ব্যাপারটা কিন্তু আসলে অনেক জায়গায় কিন্তু আপনার জন্য খোলা আছে। আপনি দেখা যেতে পারে, কিছু, কিছু product AliExpress থেকে এনে দেখতে পারেন প্রাথমিক পর্যায়ে। সেখানে হয়তোবা আপনার খরচটা একটু বেশি হতে পারে। কিন্তু ব্যাপারটা, আপনি যখন আসলে সহজলভ্য ভাবে ব্যাপারটা পেয়ে যাবেন, তখন কি আপনি অল্প ধোন খাটিয়ে কিন্তু, আপনি কিন্তু ব্যাপারটা দেখতে পারবেন যে, আসলে বিষয়টা কাজে দেয় কিনা? সেক্ষেত্রে যদি আসলে আপনার ব্যাপারটা দেখেন যে লাভজনক, আপনাকে আরেকটু বেশি লাভ করতে হতে পারে। সেখানে কিন্তু আরও alternative অনেক company আছে, যেখানে আপনি সরাসরি কথা বলে, ব্যাপারটা কিন্তু আসলে অধিক মুনাফায় কিন্তু ব্যাপারটা করতে পারেন। কি মনে হয়, ব্যাপারটা কেমন কাজে দিবে?
জি, অবশ্যই, এই ব্যাপার, বিষয়টা আসলে সম্পর্কে আমি আগে কখনো ধারণা ছিল না এবং যেটা বললেন, AliExpress থেকে পণ্যটা আনা, আসলে এটা নিয়ে না আমি আগে কখনো চিন্তা করি নাই এইভাবে। কিন্তু আপনি বলার পর না, আসলে আমারও মনে হচ্ছে এবং আমি ভাবতে পারছি যে, এখান থেকে অল্প কিছু সংখ্যক পণ্য এনে, আমি আসলে বিক্রি জ করতে পারি। এবং তারপর দেখতে পারি, আসলে এটার মুনাফাটা কেমন হয়? তারপর যদি মুনাফা হয়, তো অধিক মূলধনের ক্ষেত্রে তখন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আপনাকে না অসংখ্য ধন্যবাদ। আসলে আমারও মনে হচ্ছে যে, আপনার এই পরামর্শ অনুযায়ী যদি আমি সামনে এগিয়ে যেতে পারি, তাহলে যে আমার যে ব্যর্থতার ভয়টা, এটাকে আমি কাটিয়ে উঠতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
অবশ্যই। অবশ্যই। আমিও বেশ আশাবাদী, যেহেতু আসলে আপনি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে শুরু করেছেন। আপনার ব্যাপারগুলো না খুব সুন্দরভাবেই ঠিক হয়ে যাবে, যেহেতু ব্যাপারটা আপনার জন্য বোধগম্য হয়েছে। তো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অসংখ্য শুভকামনা রইল। ভালো থাকবেন।